আসলে আমাদের আমারটা হয় সমস্যা একটা হয়েছে, যে আসলে অনেক দিন থেকে চাকরি বাকরি না থাকাতেই অ্যা আমি কিন্তু পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিলাম যে আমার যেকোনো ধরনের একটা চাকরি দরকার আর কী।
হুম।
তো পরবর্তীতে আমি একটা দেখাশোনার দায়িত্ব পেলাম। তো আমি মোটামুটি বেশ চাকরি করেই যাচ্ছি। আ তারপরে হুট করে মনে হলো যে আমার যে প্রজেক্টটাতে কাজ করতেসি বর্তমান, সে প্রজেক্টটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যাবে, তাহলে আমার কিন্তু ফিউচার কিন্তু অফ হয়ে যাবে। মানে চাকরিটা যদি চলে যায় মানে চলে যাওয়ার যে একটা ভয়। তো পরে পরে মনে হচ্ছে যে আসলে অ্যা আমি যে আমার যে স্কিলগুলা, আমার সময়গুলা আমি ব্যয় করতেসি অ্যা তো আমি অন্য কাজে খুঁজতেছি না। না খুঁজেই কিন্তুক মানে দেখা যাচ্ছে আমি অর্থ ইনকাম করতেসি কিন্তু তারপরও একটা অ্যা চিন্তা থেকেই যাচ্ছে অ্যা যে আসলে মানে এই চাকরিটা আমার জন্য না, এর চেয়েও ভালো কিছু হতে হবে। অ্যা কিন্তুক আমি সেটাই যে যাব, মানে সেটাও হচ্ছে না। মানে একটা হুট করে একটা মাঝপথে একটু অ্যা হ মানে হতভম্ব হয়ে যাচ্ছি। মানে কী করব? বুঝতে পারতেসি না। এই চাকরি দিয়েও হচ্ছে না। নতুন করে খুঁজতে হবে। আসলে খুব সমস্যার মধ্যেই পড়ে গেছি আর কী।
আচ্ছা। আচ্ছা। বেশ আসলে আপনার চিন্তাটা কিন্তু খুবই দুঃখজনক। বিশেষ করে যেমন বলছিলেন যে একটা কাজ করছেন এবং পরবর্তীতে আসলে আপনার এখানে Career এর একটা অনিশ্চয়তা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে একটু বিভ্রান্ত হচ্ছেন এবং এটাই কিন্তু স্বাভাবিক। আ বিশেষ করে যখন এই যে চাকরির খোঁজা বা নতুন চাকরিতে আসলে যাওয়া, এটা একটু যেহেতু কষ্টসাপেক্ষ ব্যাপার। তবে সেই ক্ষেত্রে আপনি বর্তমানে যে কাজ করছেন, সেখানে আপনার কী মনে হয় যে আপনি যে স্কিলগুলো এখানে শিখেছেন, এটা কি অন্য একই ধরনের কোনো কাজে আপনি লাগাতে পারবেন?
জি। আসলে আমি যে স্কিলগুলা শিখেছি, আসলে আমি আমার স্কিল দিয়ে আমি কাজে জয়েন করিনি। কারণ হলো কী, আমার চাকরি আমি যেভাবে খুঁজতেসি, সেভাবে পাইনি। অ্যা তো হুট করে একটু আর্থিকভাবে একটু আ ডাউন হয়ে গিয়েছিলাম। তো ওই জন্য আমার চাকরি একটা যেকোনো চাকরি খুব দরকার। তো আমি একটা হিসাবপত্রের কাজে ছিলাম। <clicks tongue> অ্যা তো আসলে এই এই সব যে কাজ যারা করে, তাদের শুধু ওই প্রজেক্টেই নেয়। ওই দেখা যাচ্ছে যে একটা প্রোজেক্ট ছেড়ে আরেকটা প্রোজেক্ট একটা প্রজেক্ট ছেড়ে আরেকটা প্রজেক্ট। একটা প্রজেক্ট শেষ হলে আরেকটা যদি কোথাও খুঁজতে হবে যদি প্রজেক্ট থাকে, তাহলে করতে পারব। আ আর যদি না হয়, তাহলে করতে পারব না। অ্যা তবে এই যে আমার হিসাব নিকাশ দেখা, অ্যা তারপর লোকজন কাজ করতেছে কিনা, এইগ্লা দেখাশোনার দায়িত্ব। আসলে এই স্কিলগুলা কিন্তুক স্কিল না। কারণ আ লোকজন তাদের মতো কাজ করে করতেসে। এখন বর্তমান সময়ে দেখবেন যে আপনি সিসি ক্যামেরা আছে। অনেক কিছু আছে। অ্যা এইগুলা দিয়ে দেখাশোনা করার ফলেই, অ্যা যেই চাকরিগুলা যে ছিলো যে অ্যা এখন ১০ টা লোক কাজ করতেসে বা বিশটা লোক কাজ করতেসে যে দেখাশোনার জন্য একটা লোক থাকবে, এই, এই জিনিসগুলা কিন্তুক উঠে যাচ্ছে ধীরে, ধীরে। এই জন্য একটু অ্যা ভীতিকর কাজ করতেসে আর কী মনের ভিতর।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। অবশ্যই আপনার নিজের ভিতরেই একটা ভয় হচ্ছে যে আসলে এই চাকরির বাজারটা থাকবে কিনা? বা আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনি পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন কিনা? তবে বর্তমানে যে কাজটি করছেন, সেখানে আসলে যেমনটি বলছিলেন যে আপনার অনেক দুশ্চিন্তা হচ্ছে। তো এই দুশ্চিন্তা কি আসলে আপনার কাজের বাইরেও আপনাকে কষ্ট দিচ্ছে? যেমন হতে পারে আপনার দৈনন্দিন জীবন, ঘুম, খাওয়া-দাওয়া, তখনই কি আপনার মাথায় এই দুশ্চিন্তাগুলো আসলে আসছে?
উম জি। হ্যাঁ, আসলেই এ যখন চাকরিটা দিয়ে যেমন আমার ফ্যামিলি চলতেসে, আমি চলতেসি। অ্যা যখন এই চাকরিটা মনের ভেতর যখন ঢুকে গেছে একটু অনিচ্চয়তা যে কখন এই প্রজেক্টটা শেষের পর্যায়ে প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে আর 10% বাকি আছে। অ্যা তো এই ক্ষেত্রে আমার অ্যা ঘুম ঘুমাতে একটু প্রবলেম হচ্ছে। মানে প্রবলেম হচ্ছে ঘুমানোর আগে অ্যা যে কী করব? ঘুম ধরতেছে না কে অতি সহজে। আবার অ্যা শরীর, অ্যা শরীরের চেয়েও দেখা যাচ্ছে মনটা অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে অ্যা যে আগে এই যে যেমন বন্ধু বান্ধবদের সাথে অনেক ঘুরতাম ফিরতাম। অ্যা তো এখন একটা বেশ অ্যা যে আনন্দ সু সহকারে যে ঘুরব, তাদের সাথে সময় দিব, অ্যা তো এই সময়টা হচ্ছে না। আবার একদিক দিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে অ্যা তার কারণ হচ্ছে যে আমি যেই স্কিলগুলা শিখেছিলাম, আমি একটা সময়ে যেই স্কিলগুলা শিখেছিলাম বা সেই স্কিল রিলেটেড যদি চাকরি হতো হয়, অ্যা তাহলে হয়তোবা আমি ভালো কিছু করতে পারতাম হয়। অ্যা কিন্তুক আসলে ওই রিলেটেড চাকরি না হওয়াতেও অ্যা যে আমি স্কিলগুলা শিখেছিলাম, অ্যা সেগুলাও একটু মরচে ধরার মতো হয়ে গেছে যে আসলে উম <smacks lips> হুট করে আবার নতুন করে মনে হচ্ছে যে আবার নতুন করে শিখলে ভালো হইতো হয়। আবার মনে হচ্ছে যে একটু সময় দিলে অ্যা ভালো হতো হয়। কিন্তু অ্যা আমি পারতেসি না এটাও ছাড়তে। দেখা যাচ্ছে নতুন করে যে আবার স্কিল শিখে আবার যে কোথাও জয়েন করব, অ্যা সেটাও হচ্ছে না আর কী। এই নিয়েই আর কী খুব ডিপ্রেশনে, আছি আর কী।
হুম। আচ্ছা। উম আচ্ছা। আপনার কথাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো আপনাকে সবসময় একটা চিন্তার ভেতরে রাখছে। বিশেষ করে আপনার এই যে স্কিলগুলো, সেগুলো যেহেতু এখন বাজারে দেখা যাচ্ছে যে আ অনেকটাই আ বিভিন্ন স্বয়ংক্রিয়ভাবে আ কাজ করছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি অন্য চাকরিতে যান, তখন নতুন করে কোনো স্কিল প্রয়োজন হবে কিনা? তবে এটা নিয়ে আসলে এতটা দুশ্চিন্তা করবেন না। যেহেতু আপনি এখন একটি কাজ করছেন, আপনি কিন্তু নিজের জন্য আসলে কিছু সময় আপনি বের করে রাখতে পারেন। এবং এই সময়টা আসলে আপনি কিছু যদি লক্ষ্য ঠিক করে নেন এবং বেশ ছোটো, ছোটো লক্ষ্য যে নতুন যে সকল স্কিলগুলো প্রয়োজন আপনার নতুন কোনো একটা পছন্দের চাকরিতে যাওয়ার জন্য, সেটার পেছনে কিন্তু আপনি ব্যয় করতে পারেন। তবে আপনার কী মনে হয়? আপনার বর্তমান যে দৈনন্দিন কাজের যে জীবন, সেখানে কি আপনার জন্য নিজের কিছু সময় বের করে রাখা সম্ভব হবে?
জি। হ্যাঁ, অবশ্যই। আ আসলে আমার অ্যা নিজের থেকে সময় বের করা সম্ভব হয়। অ্যা কারণ হলো আমার ৫ টার দিকেই ডিউটি শেষ হয়ে যায় অ্যা এবং তখন ওই সময়ের মধ্যে আমাকে দেখা যচ্ছে কাগজপত্র সবকিছু আমার আ ফাইল সাবমিট করিয়ে দিতে হয়। অ্যা তো পরবর্তীতে আমার এটা আবার চাকরিতে ভালো অ্যা যে আমার প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিনই ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে। অ্যা পরবর্তীতে আমি ইয়ে ত মানে অফিসের চিন্তা ছাড়াই কিন্তুক আমি অ্যা বেশ একটা সময় কাটাই। অনেকটা সময় পাই আর কী।
আচ্ছা। হুম। বেশ চমৎকার। এই সময়টা কিন্তু আপনি আসলে পছন্দের কিছু স্কিল শিখতে পারেন। বিশেষ করে আপনার যেটা মনে হচ্ছে যে আপনার এই যে চাকরির Sector যেটা, এখানে পরবর্তীতে যে ধরণের স্কিলগুলো লাগছে বা আসলে নতুন যে সকল স্কিলগুলো এসেছে, আপনি কিন্তু সেটার শেখার পেছনে সময় দিতে পারেন। এখন কিন্তু অনলাইনেই বিভিন্ন রকম স্কিল শেখা যায় এবং তার সঙ্গে কিন্তু certification এবং আ দেখা যাচ্ছে যে একটা স্বীকৃতি, এটা কিন্তু সবসময় পাওয়া যায়। এটা করলে আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটা বাড়বে। পাশাপাশি এই যে আপনি বলছিলেন যে আপনি Project এ কাজ করেন এবং এই Project ভিত্তিক কাজগুলো একটা নির্দিষ্ট সময় পরে এসে শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কী মনে হয়, আপনার যারা পরিচিত মানুষজন আছে বা বর্তমানে যে Office Management আছে, তাদের সঙ্গে যদি আসলে আপনি যোগাযোগ রাখেন, পরবর্তী Project গুলোতে আসলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা কতটা?
জি, বুঝতে পারছি। হ্যাঁ, আসলে পরবর্তী প্রজেক্ট যদি হয়, তাহলে আমার কাজ হওয়ার সম্ভাবনা 100%। অ্যা কারণ হলো অ তারা আমাকে অনেক পছন্দ করে অ্যা এবং যে আমার কাজ অ্যা করার যে অভিজ্ঞতা, সেটাও অনেক পুরানা। আ এবং আমি খুব মনোযোগ সহকারে কাজ করি। অ্যা তো এই নিয়ে আমার চাকরির নিশ্চয়তা আছে কিন্তুক আ তারপরেও হচ্ছে কী, যে আমি কখনো কিন্তু অ্যা শিওর হতে পারতেসি না যে আসলে প্রোজেক্টটা অ্যা ৩ মাস পরেই শুরু হবে। অ্যা এমনও হতে পারে প্রোজেক্টটা আর মানে এইরকম এই রিলেটেড যে প্রজেক্টগুলা, এগুলা একদিন তো শেষ হয়ে যাবে। এই শেষ হয়ে গেলে, অ্যা তখন কিন্তু দেখা যাচ্ছে আমি যে আমার অ্যা ক্যারিয়ারটা, দেখা যাচ্ছে এখন তো অ্যা যুবক আছি, দেখা যাচ্ছে আমি কিছু করে বেড়াইতে পারতেসি। অনেক কিছু করতে পারতেসি। কিন্তুক কী একটা সময় যাবে, যে সময়টাতে আমি আর কোনো চাকরি খোঁজার আমার মন থাকবে না, কোনো কাজেই মন বসবে না। <smacks lips> তখন এই সময়টা নিয়েই খুব ভাবতেসি আর কী যে যেখানে আমার ফিউচার নেই, অ্যা যেখানে হয়তোবা পা আগামী ৩, ৪, ৫ বছরের মধ্যে আমার এই কাজগুলা রিলেটেড কাজগুলা শেষ হয়ে যাবে। অ্যা তারপর আমি কী করব? অ্যা তো এই নিয়েই আর কী খুব আ টানা-হেঁচড়ার মধ্যে আছি আর কী।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আপনার কথাতে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু আপনাকে আসলে মানসিকভাবে একটু বিপর্যস্ত করে ফেলেছে। তবে দেখেন, আপনার হাতে যেহেতু কিছুদিনের সময় আছে, আপনি কিন্তু চাইলে এই সময়টা আসলে নিজের এই যে বিপর্যস্ততা কাটিয়ে নিজেকে আরেকটু ভালো Prepare করতে পারেন। যেমনটি নতুন স্কিল শেখা। এটা কিন্তু যেমন আপনাকে আ চাকরির বাজারে আরেকটু এগিয়ে রাখবে পাশাপাশি কিন্তু আপনি এই সময়টাতে দেখা যাচ্ছে যে আপনি কিছু ছোট, ছোট লক্ষ্য ঠিক করে নিতে পারেন যে আপনার পরবর্তীতে কোথায় কাজ করার সম্ভাবনা আছে এবং সেখানে আসলে কী ধরনের যোগ্যতা প্রয়োজন, আপনি কিন্তু সেই ব্যাপারগুলো আসলে একটু চিন্তা করে নিজেকে দেখা যাচ্ছে যে আগামী 6 মাসে আপনি একটা ছোট গোল ঠিক করে নিতে পারেন, যে আমি আসলে এই ব্যাপারগুলো শিখতে চাই। এবং পাশাপাশি আসলে এই ধরনের যারা কোম্পানিতে আছে বা যারা এই ধরনের কাজ করছে, তাদের সঙ্গে কিন্তু আসলে যোগাযোগটা বাড়িয়ে দিন। এতে করে কী হবে? আপনার সঙ্গে কিন্তু তাদের একটা ভালো যোগাযোগ যেমন বজায় থাকবে, পরবর্তীতে এই ধরনের অন্য কোনো কাজের সুযোগ যদি আসে, তখন কিন্তু আপনি খুব সহজেই তাদের কাছে জানাতে পারবেন আপনি কাজ করতে ইচ্ছুক। তো আপনার কী মনে হয়? আপনার এই ৬ মাসের আসলে যদি এরকম একটা চেষ্টা করেন, সেটা কি আপনার জন্য আসলে খুব বড় সমস্যার কিছু হবে?
জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। হ্যাঁ বুছ আসলে আমি একটু চিন্তিত কারণ হলো যে আমি অ্যা আর চাচ্ছি না যে এই যে আমি যে কাজটা করতেসি, অনিশ্চিত একটা ভবিষ্যৎ নিয়ে কাজ করতে। অ্যা তো আমি চাচ্ছি যে নিজে কিছু করতে। হুম? এইজন্য আমি অ্যা আমি বুঝতেও পারতেছি না। আমি আসলে আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি অ্যা ফার্মিং করব আর কী। কোনো একটা জায়গায় দাঁড় হয়ে, অ্যা তারপর ফার্মিং শুরু করব আর কী। অ্যা তো এইজন্য একটু অ্যা চিন্তা ভাবনা করতেসি আবার কী হবে, লস যাবে না, আবার যে শিখতে পারব, সেটাও সময় দিতে পারতেসি না। আসলে আমার চাকরিটা শেষ করে যে আমি অফিসের কোনো অ একটা ট্রেনিং নিব অ্যা বা কোনো কিছু করব, অ্যা সেটাও হচ্ছে না। কারণ আমি ওই সময়টাও মিলাইতে পারতেসি না। আবার আমাকে যে কেউ শেখাবে, হ্যাঁ, এই রকমও আমি লোক পাচ্ছি না। অ্যা তো এই নিয়েও একটু ঝামেলার মধ্যে আছি আর কী। অ্যা ডিসিশন নিতে পারতেসি না। কী করব? কোন স্কিল শিখব? আমি যেটা পছন্দ করতেসি, সেটা অ্যা হচ্ছে না। অ্যা আবার যেটা অপছন্দ <blows air> মানে যেটা পছন্দ করতেসি না বা সেটা আবার সময় হচ্ছে। হ্যাঁ তো এই নিয়ে আবার নিজের চাকরিটা নিয়ে, অ অবস্থান নিয়ে একটু পেরেশানির মধ্যে আছি আর কী।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আসলে আপনার এই ইচ্ছাটা কিন্তু খুব অনুপ্রেরণামূলক এবং আপনি দুশ্চিন্তা করছেন কারণ আপনি আসলে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান। সেই ক্ষেত্রে আপনি আসলে এখন আ যেমনটি বলছিলেন যে আপনার Farming এর খুব শখ এবং সেটা নিয়ে আপনি কাজ করতে চান। দেখা যায় আপনি কিন্তু খুব ছোট করে পরীক্ষামূলকভাবে কিছু শুরু করতে পারেন। বিশেষ করে যেমনটি বলছিলেন যে আপনার আসলে কোথাও যে ট্রেনিং নেওয়ার সুযোগ নেই বা আসলে কাউকে আপনি রাখতেও পারছেন না আপনাকে শেখানোর জন্য। এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে দিনের কোনো একটা সময়, যেহেতু এ ব্যাপারে আপনার শখ আছে, আপনি কিন্তু কিছু বইপত্র এবং কিছু অনলাইন Resource এর মাধ্যমে ছোট, ছোট যে ফার্মিং এর উপায়গুলো আছে, যেটা আসলে আপনি খুব অল্প দিনেই আসলে নিজে একটু পরীক্ষা করে দেখতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর যদি আসলে এই ধরনের ফার্মিং এ আপনার দেখা যায় যে আপনার আ সফলভাবে আপনি করতে পারেন, তখন কিন্তু আপনার মনের জোরটা বেড়ে যাবে এবং ছোট পরিসরে শুরু করলে, লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। এবং এখানে যদি আসলে আপনি সফলতা নিতে পারেন, তখন দেখা যাবে যে আপনার মনের মধ্যে আরো একটা উদ্দীপনা এসেছে এবং আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন।
একদম। জি। জি। হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি যে আপনার সাথে কথাটা বললাম, বলে এবং আপনি অনেক পরামর্শ দিলেন। আ এবং ছোট, ছোট করে কাজ করতে বললেন আবার পরীক্ষামূলকভাবে অ্যা করতে বাললে বললেন। অ্যা তো আসলেই এইটা আমি আমার জীবনে এখন এপ্লাই করব। অ্যা করে আমি আমার সফলতার দিকে আগাবো। অ্যা কারণ আপনি অ্যা প্রতিটা কথাই আমাকে খুব ভালো লেগেছে এবং প্রতিটা পরামর্শ অ্যা আমি চাই যে আমি নোট করে রেখেছি, যে আমি চাচ্ছি যে এই পরামর্শগুলা অ্যা আমি আমার জীবনের প্রতি সময়ে পর্যন্ত অ্যাপ্লাই করব। অ্যা যাতে আমার যে একটা মানসিকতা, এটাও যদি ভালো হয় অ্যা এবং আপনি পরামর্শ দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কোনো সমস্যা নেই। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি সামনের দিকে এগিয়ে যান।
ধু